হ্যাঁ, এটাই তো আসলে উম আমি আ আ আমি ওই গানটার কথা ভাবতেছিলাম। ওই যে, টাকা ও পাখি উড়ে, উড়ে আসো। <laughs> যদি সত্যিই টাকা উড়ে, উড়ে আসতো, হ্যাঁ? <laughs>
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। টাকা তাই মনে হয়, তাই না? যে, আসলে সবকিছুই কিন্তু টাকা দরকার। আবার কিছু ক্ষেত্রে হয়তো ২ টোই। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, আবার সবকিছু পাওয়াও যায় না। তবে জীবনের ক্ষেত্রে যদি বলেন, টাকা তো অবশ্যই অতি প্রয়োজনীয় একটা জিনিস। তাই না?
আমি। হু, হুম। আই মিন উহু। সেটা ঠিক। ঐ যে, আ আসলে কি ব্যাপারটা হচ্ছে কি যে, টাকা উইড়া, উইড়া আসুক না আসুক, উইড়া, উইড়া ঠিকই চইলা যায়। সো আমি হচ্ছে ওই টেনশনে আছি, যে, আ এই গত মাসে কয়েকটা টাকা হাতে ছিল। আ কয়দিন গেলো। আ আজকে ১৭ তারিখ। ১৭ দিন হতে, হতে সব গায়েব। <laughs> কোথায় যে, কি খরচ করলাম, আমি নিজেও এখন হিসাব দিতে পারব না। ক্যা আগে
হু, হুম। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু অনেকেই বলে এরকম। হ্যাঁ? যে, কি করে, এত টাকা খরচ হয়ে গেল। আমার আব্বু দেখতাম এরকম বলত। যে, আরে এ আমার হাতে টাকাগুলো আসলো, কি করে এত তাড়াতাড়ি সব স খরচ করে ফেললাম, কোথা থেকে কি হয়ে গেল। কিছুই খুঁজে পাচ্ছি না। আসলেই তাই।
হু, হুম। <chuckles> আমারও সেম অবস্থা আসলে টাকা অনেকগুলা টাকা হাতে ছিল ভাই। মানে ২ দিন ঢাকায় গিয়েছি। ঢাকা থেকে ফিরে দেখি যে, ১৫,০০০ গন।
আমাদের আসলে চাহিদা একটু বেশি তো হুম, হুম। আচ্ছা।
এরপর বাসায় এসে আ এই আজকে ১৭ তারিখ এর মধ্যে আরো ১৫,০০০ গণ। আমি এখন ভাবতেছি যে, টাকাগুলো আসলে খরচ করলাম কোথায়? আজকে না বসে হিসাব কষতে বসব। মনে হয় না সবকিছু মনে পড়বে। <laughs>
হুম। আচ্ছা, আচ্ছা উম একদমই ঠিক। টাকা হচ্ছে আ কথা বলে না, টাকা হচ্ছে হাতের ময়লা। ঠিক আছে? তো শুধু যেভাবে খরচ করবেন
উহু, তাহলে হাত ঝাড়া দিলে পড়ে না কেন? এটাই তো টেনশন। একটু হাত, হাত ঝাড়া দিলে যদি একটু ময়লা হিসেবে টাকা পড়ত।
হ্যাঁ। খরচ করতে থাকবেন। শুধু খরচ করবেন তাহলেই বের হবে। খরচ যে, এটা হচ্ছে, ময়লাটা এমনই যে, খরচের ময়লা আরকি। খরচ করবেন তো বের হবে। তা ছাড়া অন্য কোন উপায় নাই। হুম।
আহা। ও! <laughs> আই মীন প্রয়োজনের সময় তো পাওয়া যায় না, এই ময়লাটা। প্রয়োজন বাদে বাকি সবসময় কমবেশি থাকে। যেই দেখি যে, প্রয়োজন এখন, হারায় গেছে। নাই।
হুম। আচ্ছা, আচ্ছা। এটা মানে আ কিছু মানুষের হাতে না প্রচুর টাকা থাকে। আবার কিছু মানুষ না আছে প্রচুর খরুচে তাদের হাতে কিছুই থাকে না। তো উম অ অনেকে হয়তো বেশি খরচ করতে পছন্দ করে। আয় ব্যয়ের স মানে বেলেন্স টা রাখতে পারে না। তাদের হাতে হয়তো টাকা থাকে না। সেক্ষেত্রে।
<laughs> উম। হুম। উম আম
তাই না? তা আসলে কিন্তু আ আপনার কি মনে হয়, টাকা না থাকলে জীবনে মানুষের জীবনটা কত কঠিন সেটা কিন্তু বোঝা যায়। যে, ধনী দরিদ্রের ভিতরে ডিফারেন্স টা বোঝা যায়। যারা ধনী ব্যক্তি তাদের কিন্তু প্রচুর টাকা আছে। সবকিছুই করতে পারে, যেহেতু তাদের টাকা আছে। এটা গরীব মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ, কঠিন তাদের তার নিজস্ব প্রয়োজনগুলো মিটানো টাকার অভাবে। তাই না?
হু, আসলেই। হু, হুম,